সোশ্যাল মিডিয়াতে আসলে আমি আ যেরকম খুব একটা গুরুত্বপূর্ণ বা হচ্ছে ওরকম অ ফ্যান ফলোয়ার্স অ্যা ওয়ালা লোকজন না। তো আমার ক্ষেত্রে ওরকম খুব বাজে কমেন্ট খুব একটা আসে না। আ তবে বিভিন্ন ক্ষেত্রে দেখি যে আ আমি যেই ক্ষেত্রে যেই সেক্টরে চাকরি করি সেটা নিয়ে খারাপ কিছু বললে, তখন তার বিপরীতে কিছু বললে তখন কিন্তু খারাপ আ কথা অনেক শুনতে হয়। রিসেন্টলি ও শুনতে হয়েছে। আ তো তখন আসলে আমি এখন ওই ব্যাপারটা অত মাথায় নেই না। খুব ইফেক্ট করে না আমার। এটা আমি খুব অ্যা স্বাভাবিক ভাবে নিতে পারি।
লোকজন না। হাসেন আচ্ছা। বা কিছু করলে শুনতে হয় আচ্ছা, ঠিক। খুব ইফেক্ট করে না। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস বললেন, যে আপনি চেষ্টা করে থাকেন যে সোশ্যাল মিডিয়ায় যে মতামত দেওয়া হচ্ছে সেটা থেকে দূরে থাকার জন্য। কারণ আগে হয়তোবা আপনি এরকম মাথায় নিতেন, আপনার খারাপ লাগা লাগত। কিন্তু এখন কিন্তু আপনি তেমন একটা পাত্তা দেন না। আ তো শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা, তার সাথে যদি বলতেন যে, এই যে মা নানা ধরনের তো, অ্যা নেগেটিভ কথাবার্তা মাথায় চলে, তো আপনি সেটা কমানোর জন্য কী করে থাকেন?
উ জ্বী। উহু। না। আমি একটা জিনিস করি সেটাও খুবই আম মানে বেশিদিন হয়নি শিখেছি। একটা সো সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও দেখে শিখেছি। যে আ মানুষের মস্তিষ্ক তো আসলে এরকম যে একেবারেই পজিটিভ থাকবো এটা হয় না। নেগেটিভ চিন্তা ভাবনা চলেই আসে। তো যেই মুহূর্তে একটা নেতিবাচক চিন্তাভাবনা আসছে তখনই জীবনে তো প্রতিদিনই কিছু না কিছু ভালো তো ঘটে। কিংবা আগে হয়তো অনেক ভালো কিছু ঘটেছিল। ওই মুহূর্তে খুব পজিটিভ কিছু যদি ঘটেছে জীবনে আগে সেটা চিন্তা করা হয় তাহলে হয়
সোশ্যাল মিডিয়া, টাও ঠিক। নেতিবাচক আসছে হুম। আলো কথা হু, হু, হু। পজিটিভ করতেছে আচ্ছা। এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস আপনি বললেন যে অ পজিটিভ জিনিস কিন্তু ভেবে কিন্তু আ এই যে নেতিবাচক যেই জিনিসগুলা আছে সেটা কিন্তু কমানো যেতে পারে। আর আপনার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেশি কার্যকরও হয়েছে। আচ্ছা, আ আপনি যদি আরেকটু বলতেন যে এইযে একা চুপচাপ বসে থেকে কি আপনি, আ মানে এটা আপনার জন্য কতটুকু কার্যকর হয়েছে? বা এটা কি সাহায্য করেছে কখনো?
হু। জী এক